না, এক্ষেত্রে আসলে পরিবারের সহায়তাটা অনেক বেশি দরকার ছিল আমার। এবং তারা কিন্তু বেশ ভালোই সহায়তা করেছে। এবং সহায়তার সাথে সাথে কিন্তু তাদের অভ্যাসটাও কিছুটা পরিবর্তন এসেছে। হয় না যে ঘরে, হ্যাঁ, তো সবাই আসলে হতো কি, রাতের একটা অভ্যাস ছিল যে ফোন নিয়ে আসলে শোয়ার সময় মোবাইলটা চালাবে বা, TV দেখবে। তো এই ব্যাপারটা দেখল যে, তারা যখন দেখল যে আমি ব্যাপারটা বদলানোর চেষ্টা করছি এবং এই জিনিসটা আমার জন্য একটা ভালো দিক যাচ্ছে, আমাকে শারীরিকভাবে বা, মানসিকভাবে ব্যাপারটা আমার জন্য খুব ভালো দিকে যাচ্ছে, তখন দেখলাম যে না, তারাও এটাতে উৎসাহ পাচ্ছে এবং তারাও এই জিনিসটা করার চেষ্টা করছে। তো এখন মোটামুটি পরিবারের সবার মধ্যেই কমবেশি ও এই আসলে অভ্যাসটা হয়ে গেছে যে না, রাতে আসলে কেউ আর নিজেদের ফোন আসলে তেমন একটা প্রয়োজন ছাড়া, এখন কিছু ক্ষেত্রে হয় কি যে, প্রয়োজন হয় বা, কাজ থাকে, তখন তো ফোনটা দরকার। এখন আর হয় না যে আগে অন্য রুমে ফোন রাখি। না, এখন পাশে রাখি। কিন্তু অভ্যাসটা নেই। বলতে গেলে কম।
হ্যাঁ। বাহ! বাহ! এটা চমৎকার। হুম। হুম, হুম। বাহ! <chuckles> হুম, না এটা আ হ্যাঁ, এখন পাশে রাখলেও আসলে আ তেমন কোনো সমস্যা হয় না। কারণ নিজেকে আপনি যেমনভাবে আসলে আ মানিয়ে নিতে পেরেছেন, বা গুছিয়ে নিতে পেরেছেন। সত্যিই এই ব্যাপারটা কিন্তু শুনতেই বেশ ভালো লাগছে যে, আপনার সাথে সাথে আপনার পরিবারের আ, যারা ছিল, তাদেরও যে এই ধরনের সমস্যা ছিল, যে রাতে ফোন আ অতিরিক্ত ব্যবহারের, আ সেই জিনিসটা আসলে তারা কমিয়ে ফেলেছেন। তো সত্যি, এই জিনিসটা কিন্তু বেশ আ আ সুন্দর একটা আ মানে পরিকল্পনা হইছে আপনাদের সবার জন্য। তো আরেকটা জিনিস আসলে জানতে চাইবো যে যারা আসলে আ এই যে, "ফোন ব্যবহার থেকে বিরত থাকতে চাচ্ছে। তো তাদের জন্য আপনি আসলে কি বলবেন?" প্রথমত তারা কি ধরনের আ পদক্ষেপগুলো আসলে নিতে পারে।
হ্যাঁ। জি, জি। এক্ষেত্রে হয় যে, সে এ একইসাথে একটা বড় পরিবর্তন সম্ভব না। এই জিনিসটা মনে রাখতে হবে। তাই ধাপে, ধাপে আসলে ছোট, ছোট, ছোটভাবে শুরু করা উচিত। যেমন কি হয় না যে, রাতের ১০ঃ০০-১১ঃ০০ এই সময়টাতে আসলে হয় কি যে, ওই ১ ঘণ্টা হচ্ছে কি ফোন ছাড়া থাকার প্রথমে অভ্যাস করা দরকার। যে হ্যাঁ, "আমি রাতের বেলা এই ১ ঘণ্টা ফোন নিব না।" এভাবে ১ ঘণ্টা থেকে দু ঘণ্টা এভাবে করতে, করতে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে যে রাতে আর ফোন ব্যবহার করার অভ্যাসটা চলে যাচ্ছে। আর সবথেকে বেশি কাজে দেয় হচ্ছে নোটিফিকেশনটা মিউট <chuckles> করে রাখা বা, আলাদা একটা রুমে আসলে ফোনটা রেখে দেওয়া। তো এই ব্যাপারগুলো কিন্তু বেশি কাজে দেয়।
হুম। আচ্ছা। হুম। মিউট করে রাখা হ্যাঁ, এটা কিন্তু আসলে আপনি হ্যাঁ, এটা কিন্তু আসলে চমৎকার বললেন যে, নোটিফিকেশনটা মিউট করে রাখতে দেখা যাচ্ছে যে আ আ আলাদাভাবে আসলে আমার মনে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। না, আসলে আপনি যেমনটা বলছিলেন যে, "রাতে ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকার আপনার যে একটা অভিজ্ঞতা, এটা আসলে আপনি কিভাবে বাস্তবায়ন করলেন। আর প্রথমে তো যেমন বলছিলেন যে, যে ধরনের সমস্যাগুলো হচ্ছিল।" সত্যি, আ এটা বেশ আ একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। তো পরবর্তীতে যখন আসলে আপনি আ বিভিন্ন উপায়ে নিজেকে আ সামলা মানে সামলে নিলেন, আ ফোনটাকে অন্য ঘরে রাখছিলেন। পরবর্তীতে আপনার কমিনিটিতে আ কমিউনিটিতে আপনি বেশ ভালো অ্যাক্টিভ হলেন। সত্যি, ব্যাপারটা বেশ আ শুনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটা পরিবর্তন আসলে আপনি আনতে পেরেছেন এবং একই সাথে আপনার পরিবারও আপনার সাথ দিয়েছে। তো বেশ আ ভালো বললেন, খুব সুন্দর লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম, একদম। জি, জি।

না, এটা কিন্তু আসলে ভা চমৎকার বললেন আসলেই আ ফোন স্ক্রিন দেখা একটা কিন্তু বর্তমান আ সবার জন্য কিন্তু একটা মানে আ সমস্যা হয়ে গিয়েছে। কারণ এটা দেখতে, দেখতে সবাই মোটামুটি অভ্যাসে পরিণত করে ফেলেছে। যার কারণে দেখা গিয়েছে যে, এটা থেকে আসলে নিজেকে বিরত রাখাটা ১ম দিকে খানিকটা চাপের তৈরি হয়। তো আপনি যেমনটা বলছিলেন যে, এটা হচ্ছে আপনি একটা সময় পর, এটা থেকে আসলে আ এটাকে আসলে বিরত করলেন। আ দেখা থেকে নিজেকে। তো আ পরবর্তীতে যখন আসলে আপনি আ এই যে, যে মনোভাবটা তৈরি করলেন যে, ফোন স্ক্রিন আর দেখবেন না। তো এটা থেকে নিজেকে আহ বিরত রাখার জন্য আসলে ১ম ধাপটা আসলে আপনার আ কি ছিল?
হ্যাঁ। জি, জি। আচ্ছা, ১ম এই কিন্তু আমি বেশ কিছুদিন ধরে চেষ্টা করতেছিলাম যে, রাতে আসলে শোয়ার পর ফোনটা হাত দিব না। কিন্তু হতো যে, না, আমি আসলে ওটা মেনে নিতে মানতে পারছি না। বা একটু পরে হচ্ছে যে, আবার ফোনটা নিয়ে ফেলতাম। তো এরপরে আমি কি করলাম যে, আমার ফোনটা আমার রুমের বাইরে রাখা শুরু করলাম। আমি ঘু ঘুমাতে যাওয়ার আগে, আমার রুমের বাইরে অন্য রুমে ফোনটা রেখে আসতাম আমার নিজের। তো তখন হচ্ছে কি যে, ওই যে হাতের আর নাগালে তো নেই জিনিসটা। তো ওটা ব্যবহার করার কোনো প্রশ্ন আসে না। তো ১ম ধাপ আমার ওটাই ছিল যে, আমার নিজের থেকে অনেকটা দূরে রাখবো। এবং সাইলেন্ট করে রাখতাম। কারণ হয় যে জি, জি।
হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। প্রশ্নই আসে না। বাহ! চমৎকার। না এটা কিন্তু আসলে হুম। এটা কিন্তু আসলে চমৎকার বললেন যে, ফোনটাকে আ কাছেই রাখতেন। এটা বেশ ভালো কার্যকরী একটা উপায়। আ কারণ দেখা গিয়েছে যে, কাছে থাকলেই একটুখানি দেখতে ইচ্ছে হয়। আ মানে অজান্তেই আবার কেননা দেখা শুরু হয়ে গেল। না, না, এটা খুব স চমৎকার করেছেন আসলে। তো একটা জিনিস আসলে জানতে চাইবো যেটা হচ্ছে গিয়ে, এই যে, যে আসলে আ ফোনটা দেখছিলেন, আ ব যেটা আসলে আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল একটা সময়। তো এটা যে আপনার আসলে এখন ফোনটা দেখাটা উচিত হচ্ছে না। এটা আসলে কখন বুঝতে পারলেন বা আ এটা বোঝার অ অ মানে কখন আসলে বুঝলেন যে, এটা আসলে আপনার সমস্যা তৈরি করছে?
হ্যাঁ। সেটাই।

হ্যাঁ, এটা কিন্তু আসলে আপনি ঠিকি বলেছেন. যে আসলে ফোনের ব্যবহার করলে কিন্তু দেখা গিয়েছে যে এটা বেশ খারাপ একটা প্রভাব ফেলে মানুষের মনমানসিকতার উপর। এ্যাঁ দেখা গিয়েছে যে একাগ্রতার যে ব্যাপারটা বা এ্যাঁ খেয়াল করার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে এ্যাঁ দিন, দিন কমে যেতে থাকে এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে. তো এই যে, যে আসলে একটা সময় আপনি খুব পরিমান ফোন ব্যবহার করতেন, বা দেখা যাচ্ছে যে ফোন ব্যবহার মানে তো এ্যাঁ সোশ্যাল মিডিয়া তে অ্যাকটিভ থাকা বিভিন্ন ধরনের এ্যাঁ বন্ধুদের সাথে কথা বলা বা বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাকটিভ থাকা। তো এই যে, যে ব্যাপারটা যখন আসলে উ মানে বিরতি মানে ফোনটাকে ব্যবহার করা আসলে কমিয়ে আনলেন, বা কমিয়ে দেওয়া শুরু করলেন তখন কোন সমস্যা হচ্ছিল না? এই যে, যে ব বন্ধুদের সাথে কথোপকথন বা গ্রুপগুলোতে যেগুলোতে আসলে আপনি সবসময় অ্যাকটিভ থাকতেন। তো এগুলোর একটা মানসিক চাপ বা এরকম একটা সমস্যা কি তৈরি হয়নি সে তখন?
হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসটা আসলে হয়েছিল। কারণ তো কি যে গ্রুপ গুলো ছিল, হ্যাঁ? বা বা ফ্যামিলি হোক বা বন্ধুদের হোক, ওখানে হচ্ছে কি? রাতের বেলা বেশি অ্যাকটিভ থাকা হত। রাতের বেলা আসলে তাদের সাথে কথা বলা হতো। তো ওই জিনিসটাতে রাতে যখন আমি ফোন ধরা বন্ধ করে দিলাম, বা ফোন কে আসলে আমি আমার থেকে দূরে রাখলাম। তখন আসলে ব্যাপারটা একটু ওখানে ইফেক্ট পড়ল এবং মনে আসলে একটু খারাপ লাগতো যে, "আচ্ছা ওদের সাথে তো আজকে কথা হলো না বা ওদের ব্যাপারে জানতে পারলাম না, কি ঘটছে?" ব্যাপারটা বোধহয় একটা অস্থিরতা কাজ করা শুরু করেছিল। এবং তারাও ও বো হ্যাঁ, হ্যাঁ। এইটা তো বন্ধুরাও আসলে দেখলাম যে এর পরের দিন থেকে খবর নিলো যে "কিরে তুই কোথায় ছিলি রাতে?" এ্যাঁ হয় না? যে, তা "তোর কোন খবর নেই কেন?" এখন তাদেরকে তো বললাম যে আমি আসলে <chuckles> হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। <chuckles> হ্যাঁ এটা কিন্তু আসলে স্বাভাবিকই কারণ <chuckles> ও ওরা আসলে ওম বন্ধুরা আসলে আপনাকে না পেয়ে মনে হয় টেনশন এ পড়ে গিয়েছিল। কারণ এ্যাঁ কারণ একটা মানুষ যে সবসময় অ্যাকটিভ থাকে বা সবসময় এ্যাঁ এরকম গ্রুপে অ্যাকটিভ থাকে বা সোশ্যাল মিডিয়া তে অ্যাকটিভ থাকে, সে হঠাৎ করে আসলে এ্যাঁ মানে অফ হয়ে গেলে এ তাহলে দেখা যাচ্ছে যে গায়েব হয়ে গেল, কি হলো ব্যাপারটা? এটা কিন্তু আসলে স্বাভাবিক ব্যাপার। অ্যা তো পরবর্তীতে আসলে আপনি তাদেরকে কিভাবে বুঝিয়ে বললেন বা এই ব্যাপারটাকে আসলে কিভাবে সামলালেন ধীরে, ধীরে?
<giggles> হ্যাঁ। গায়েব হয়ে গেল। <chuckles> হ্যাঁ। তো এটাই।